উম ১ কথায় বলা তো খুব ডিফিকাল্ট। <laughs> যদি বলতেই হয় তাহলে আমি বলব যে
<giggles> জ্বী। জি আছে না যে আসলে শিখতে পেরেই তো আজকে এই পর্যায়ে আছি। এরকম আরকি কোন কথা যদি।
হ্যাঁ মানে আমি যদি এক কথায়ই বলতে হয় তাহলে বলবো আসলে উন্নয়ন। মানে যে যেদিক থেকেই হোক এটার কোনো খারাপ দিক নাই আমি যদি বলি। মানে যেটাই শিখি, ব্যর্থ শিখি, একটু শিখি যেমন আমি ফটোগ্রাফি আমি একটু শিখে ছেড়ে দিয়েছি। কোন খারাপ দিক কিন্তু এটার ম মধ্যে নাই হ্যাঁ, অ্যা মানে শুধুমাত্র আমি হয়তো এটা একটু সময় দিয়েছি, হ্যাঁ। এবং যেটা হয় এই সময়টা কিন্তু আমি হয়তো অন্য অনেক অকাজে দিতাম। আমি কিন্তু একটা এ ধরেন Facebook ব্রাউজ করা বা এই ভিডিও দেখা। অকাজের ভিডিও দেখার চেয়ে আমি মনে হচ্ছে যে একটা কাজের কিছু দেখেছি। শিখেছি একটু হলেও সেটাই কাজে লেগেছে। সো আমি বলব যে এটা উন্নয়ন এবং এই যে কোন খারাপ দিক নেই। এই দুটাই আমার স আমার জন্য সবচেয়ে ভালো জিনিস আসলে শেখার।
উন্নয়ন, জি। <giggles> জ্বী। হ্যাঁ। নাই হ্যাঁ, হয় কোনো না কোনো কাজে হয়তো আসবে। বা বলতে পারবেন, তখন বলতে পারবেন। <scoffs> হুম। জ্বী। উম। <giggles> হুম। উম।